আমি না আসলে বেশ কয়েকদিন ধরে খুবই মানসিকভাবে ভেঙে পড়েছি। আ ২-৩ দিন আগে আমি আসলে আ সেন্টমার্টি‌ন একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে আমি বিচে একটা ছবি তুলে আসলে। এখন সেখানে হাঁ হাফ প্যান্ট পরে ছবিটা তুলি। হাফ প্যান্ট পরা অবস্থায় এবং আপনার টি-শার্ট ছিল একটা। তো হাফ প্যান্টটা একটু বেশি শর্ট ছিল। তো এখন ওই ছবিটা আমি আপলোড দেই। আ এটা বলতে পারেন যে, আমার ফ্রেন্ড সার্কেল বেশি না। কিন্তু এটা হুট করে কেনো জানি রিচটা একটু বেড়ে যায়
হু, হুম। আচ্ছা। আচ্ছা।
হঠাৎ করে। তো দেখা যাচ্ছে যে কমেন্ট এর পরিমাণ প্রায় ১৫০-২০০ কমেন্ট চলে আসে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং আ সেখানে উম আ বেশ কিছু নেতিবাচক কমেন্ট ছিল, যেগুলো আ আমাকে খুবই হতাশ করতেছে। আমি মনে করেন যে, এখন আমি তো বিচে গিয়েছি। এখন আ স্বাভাবিক অনেক সময় বিচে গরমটা থাকে। তো ওই সময়টাতে হাফ প্যান্ট পরাটা আমার জন্য অনেকটা বলেতে পারেন যে আনন্দদায়কই ছিল আমার জন্য। তো আমি ওইসব চিন্তা করে, একটা সুন্দর একটা ভিউ ছিল এবং আ ওইটার সাথে ছবিটা, মোমেন্টটা তৈরি করার জন্য আমি just একটা ছবি তুলেছিলাম এবং ওটা আপলোড দিয়েছিলাম। ওটা করার পরেই আমি মনে করেন যে, যেসব কমেন্ট দেখেছি, এবং ওগুলা মানে আমি বলতে পারতেছি না এত খার খারাপ কমেন্ট ছিল আমাকে নিয়ে। তো ওগুলা এখন আসলে আমাকে অনেকটাই ভেঙে দেয় মানসিকভাবে।
হু, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলে আপনি তো নিজের আনন্দেই গিয়েছিলেন বেড়াতে এবং সেখানে ছবি তুলেছেন এবং সেটা আবার upload করেছেন। তো এইটার পরিপ্রেক্ষিতে যেই comment গুলো আপনি দেখেছেন বা পড়েছেন সেটা আপনাকে খুব ব্যথা দিয়েছে, যেটা আপনার আসলে এখনও মেনে নিতে কষ্ট ক হচ্ছে। বুঝতে পেরেছি বিষয়টা। আসলে হয় না? যে দেখা যায় যে, কখনো post করলে এমন comment কিন্তু আসে এবং সেভাবেই কিন্তু আসলে চিন্তাভাবনা করে মাঝে, মাঝে comment গুলো করতে হয়। যি যিনি করছেন তাকেও কিন্তু বুঝেই ক করা উচিত comment গুলা। তো সেটাই আপনাকে বেশ কষ্ট দিচ্ছে। তো এটা কি মানে শুধুমাত্র ওই একটা ছবির পিছনেই কি আপনাকে এই comment গুলো দিয়েছে? নাকি আনুষাঙ্গিক আপনা আপনি আসলে কিভাবে চলাফেরা করেন, সবকিছু মিলিয়েই আপনাকে আসলে comment গুলো দিয়েছিল?
উহুম। জি। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। আসলেই। জি। আসলে ওই ছবিতে reach পাওয়ার পর যেটা হয় যে আ আম অনেক unknown person মনে করেন অপরিচিত মানুষজন আমার profile এ স্টক করা শুরু করে। আ ঠিক আছে? আ আমার আ story বলেন আ তারা seen করে। যেহেতু এখন story ও seen কে seen করতেছে unknown person সেটা দেখা যায়, কে আমার story seen করে? তো ওগুলা আমি দেখলাম।
আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি।
আর মনে করেন যে তার আগে পিছে কয়েকটা যো ছবি তুলেছি ওগুলা দেখলা। আ ঠিক আছে? ওইখানেও যদি মনে করেন যদি পারছে কেউ, কেউ, ওখানে অ আ মনে করেন যে, সমালোচনা করেছে আরকি। খারাপ ভাষায় কথা বলেছে। আ ঠিক আছে? তারপর ওই ছবিতে যেটা দিয়েছি ওটাতে খারাপ ভাষায় কথা বলা হয়েছিল বেশি এবং এ এটা যে কেনো বলা হয়েছিল আমি বুঝতেই পারতেছি না। ঠিক আছে? আ আমি তো just একটা মুহূর্তকে capture করতে চেয়েছি। আ এবং ওইযে comment দেখা যাচ্ছে আমার পরিবারকে নিয়ে খারাপ কথা, আমাকে নিয়ে খারাপ কথা। আ আমা আমাকে নিয়ে খারাপ কথা বলাতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। আ মনে করেন যে আমার পরিবারকে নিয়ে যখন বেশি খারাপ কথা বলতেসে বলা শুরু করছে ওই জিনিসটা আমার আঘাত লাগা শুরু হলো সবচেয়ে বেশি আরকি।
হুম, হুম। আচ্ছা বুঝতে পেরেছি। হুম, হু। হুম। বুঝতে পেরেছি। আসলে স্বাভাবিকভাবেই যে যখন মানে আপনাকে শুধু আপনাকে বললে একরকম। যেহেতু যারা comment করেছেন আপনার পরিবারকেও এর মধ্যে এনেছেন। সত্যিই তারা কিন্তু আ হয় না যে নিজেদের রুচিশীলতার কথা কিন্তু তারা মাথায় রাখেননি। কিছু ব্যক্তিরা আছেনই তাদের হচ্ছে গিয়ে হয়তো কাজ নেই। বা কাজ থাকলেও অন্যের অন্যকে একটু নিচু করে দেখা বা দেখানো। এটা তারা এক ধরনের আনন্দ পায়। এটাতে আসলে আপনি ভেঙে পড়বেন না। কারণ যাদের এমনটাই কাজ যে অন্যের কষ্টে যারা খুশি হয়, তাদেরকে আসলে আপনি যদি একদম বন্ধ অবস্থায়ও কোনো একটা ছবি দিতেন যে এখানে আপনি একদমই পায়জামা-পাঞ্জাবি পড়ে একদম পরিষ্কারভাবে আছেন। সেই ছবিতেও কিন্তু তারা comment করতে পারত, তাই না? কাজেই তাদের তাদের, comment-এ আসলে আপনি ভেঙে পড়বেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তাদের comment-এ আপনি ভেঙে পড়লে হবে কি, আপনার পরিবারের উপরও কিন্তু এটার একটা প্রভাব পড়বে। তো এইযে হ্যাঁ, এইযে মন্তব্যগুলা পাওয়ার পরে আপনি আসলে আ সাময়িকভাবেই কি অনেকটা কষ্ট পেয়েছেন? নাকি সেটা আপনি রেশটা এখনও ধরে আছেন? যে হয় না এই ঘটনা হয়তো কয়েকদিন হয়ে গেছে ৪-৫ দিন হয়ে গেছে। কিন্তু ৪-৫ দিনের ঘটনা কিন্তু একটু পুরনো হয়ে গেছে। সেটাকে যদি আপনি এখনও আচ্ছা তো এটা থেকে আসলে বের হতে হলে আপনাকে সবচেয়ে ১ম এ যেটা করতে হবে, আপনি ছবি যারা এমনটা করেছে তাদেরকে একটু block করে দেখেছেন কি? যে নাকি তারপরেও comment চলে আসছে অন্য জায়গা থেকেও? বা অন্য নামে?
হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। জি। হুম। প্রভাব পড়ে যাবে। হুম। উ আসলে ২-৩ দিন হয়েছে। হুম। হ্যাঁ। আসলে আ এটার রেশটা এখনো র রয়ে গেছে বলতে গেলে। অ্যা হ্যাঁ, block করে দেয়ার চেষ্টা করেছি, অনেক comment তো hide করতে বাধ্য হয়েছি। আ কিছু খারাপ ভাষায় কথা ছিল। তো ওগুলো তো বাধ্য হয়েছি। আর যেহেতু ২-৩ দিন পোস্ট এখনো reach আছে, তো বেশ কিছু comment এখনো চলে আসে। আ এখন তো মনে করেন তো ওই comment গুলো, মনে করেন যে, আমি যে ভুলে সামনে আগাবো, এই ১টা-২টা যখন নতুন comment চলে আসে ওইটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায় আসলে, সামনের দিকে আগানোর জন্য। আ দেখা যাচ্ছে যে আমার
হুম, হুম। বুঝতে পেরেছি। বুঝতে পে পেরেছি। বুঝতে পেরেছি। আপনার
family তুলে গালিগালাজ করা শুরু করে, আমাকে নিয়ে গালিগালাজ করা শুরু করে এরকম একটা অবস্থা। আ ঠিক আছে? আ অপমানজনিত কথাবার্তা বলে, অ্যা body shaming বা bully করা, যত ধরনের কথা আছে, অ্যা comment এ থাকতে পারো, ঐসব comment আছে। বিশেষ করে bully করা, আ মনে করেন পরিবারকে নিয়ে কথা বলা, আ ঠিক আছে? এই ধরনের চেষ্টাটা করে, করতেছে আরকি।
ওম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। এইযে comment গুলো এসেছে, সেটা কি সম্পূর্ণই আপনার মানে অপরিচিত লোকজনের কাছ থেকেই বেশি এসেছে? নাকি আপনার যে comment গুলো পেয়েছেন সেখানে পরিচিতজনরাও আছেন? মানে আপনার কষ্টটা কি শুধুমাত্রই অপরিচিত যারা দিচ্ছেন, তাদেরটা থেকে বেশি? নাকি পরিচিত কেউ আছে যাদের comment আপনাকে আ বেশি কষ্ট দিয়েছে?
হুম। আসলে পরিচিত আছে ১-২ জন। আ তো আ পরিচিত আছে কিন্তু তারা যখন comment টা করছে, করার পরে আমি, আ বেশ কিছু reply দিয়েছিলাম, পরিচিত মানুষদেরকে। একটাই reply দিয়েছি, তারপরে আর reply দেইনাই। তারপর থেকে তাদের তাদের সামনে যখন আমি হেঁটে যাই তারা আমার সাথে মুখ, অ তাকিয়ে কথা বলতে পারেন না, আমার সাথে চোখে চোখ মেলাতে পারে না। এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আর মনে করেন যে, ঐ জিনিসটা খুব কষ্ট দিয়েছে আসলেই বলতে গেলে। আ কি বলবো? তো
উ হুম। আচ্ছা। আচ্ছা। ও আচ্ছা।
মনে করেন যে যখন মানুষ সুযোগ পায় কাউকে অপদস্থ করার তখন ন সবাই তাকে taken for granted নিয়ে নেয় আরকি। সবাই স অপদস্থ করতেই থাকে। এরকম একটা অবস্থা মানে, আ লাথি মারার মত মেশিন পেয়ে গেছে আমাকে, এরকম একটা অবস্থা
হুম, হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
আ তো খুবই হতাশা লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আ
হুম, হুম।
কিছু, কিছু, আপনজন এটা নিয়ে আপনার মনে করেন যে আমাকে কথাও শোনায় যে, কেনো post করতে গেলা, কেনো কিছু করতে গেলা? অনেক কথা শোনায়। আ ঠিক আছে? উম কেউ, কেউ tease করে, উত্যক্ত করে। আ আ তুমি famous হয়ে গেছো, viral হয়ে গেছো। ঠিক আছে? আ তোমাকে এই site এ দেওয়া উচিত, অমুক করা উচিত। আ অনেক ধরনের taunts চলে আসে
বুঝতে পেরেছি। হুম।
তো সেটা যখন family person থেকেও অনেক সময় আসে না তখন মনে করেন যে, ভেঙ্গে পরতে অনেক সময় মানসিকভাবে ঠিক থাকি না। আ রাগ চলে আসলেও রাগ দেখাতে পারি না। অনেক চাপা কষ্ট মনের মধ্যে আছে আরকি।
বুঝতে পেরেছি। আপনি কি এটা ক করেন নি যে, profile টাকে একটু privacy maintain করা যে, যে কেউ আপনার profile এ ঢুকতে পারবে না বা আপনার কে কোনো post দিচ্ছেন বান দিচ্ছেন না, সেটা কখনো করেননি? যে সু যে আপনি যেমন বললেন যে, unknown ব্যক্তিও ওই এসে comment করে যাচ্ছে। তো আপনি profile এ কি সেই রকম কোনো কিছু করেননি যে, কেবলমাত্র আপনার friend রাই আপনার প যেই post টা দিচ্ছেন তা সেটা দেখতে পারবে বা নাম select করে দেয়া যে, কেবলমাত্র এরা, এরাই দেখতে পারবে, মানে friend list এ সবাই দেখতে পারবে না। তার মধ্যেও কিন্তু ভাগ করে রাখা যায়, তো সেটা করেননি?
হু। উঁ হুম। হ্যাঁ। না, ১ টা এখনো করা হয়নি।
আচ্ছা।
হা, আসলে, আ মানে, মানে ঐ ছবি post করার আগে করা হয়নি। এই ২, ৩ দিন ধরে করার কথা ভাবিনি, মাথায় আসেনি। আসলে এত ধরনের হতাশা, চিন্তা ছিল। করা উচিত ছিল যদিও আমার। আমার মানে বিষয়টা মাথায় আসেনি। যাক অসংখ্য ধন্যবাদ মনে করার জ মানে মনে করে দেয়ার জন্য। আ এটার কারণ ছিলো বলতে পারেন যে ২, ৩ দিনে এইসব জিনিসগুলো নিয়ে পড়ে ছিলাম, হতাশার মধ্যে ছিলাম। আ মানসিকভাবে অশান্তিতে ছিলাম বলতে গেলে। তো ওভাবে কখনো চিন্তা করতে পারিনি, ভেবে দেখতে পারিনি। আর আমি আসলে চেয়েছিলাম যে, যদিও কেউ friend request পাঠায় পরিচিত, তো আমাকে confirm করে friend request পাঠাক। ঐটার জন্য আমি ID টা open করে দিয়েছিলাম, এই কথা চিন্তা করে। আহ! তো এখন এটা আসলে mandatory হয়ে গেছে নিজের privacy টা maintain করা। profile টা আসলে lock করে রাখতেই হবে এখন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা, বুঝতে পেরেছি। একদম। জ্বি, ঠিক। সেটাই। তো আপনি আরেকটা করতে পারেন, যেহেতু আর পরিবারের যাদের সাথে আ এমনটা হয়েছে, যারাও আপনাকে কথা শুনিয়েছে বা বলেছে যে "কেনো post করলে?" তাদেরকে কিন্তু আপনি একটু প্রথমদিকে একটু যদি আপনি একটু দূরত্ব বজায় রাখেন। যে আছে না? যে, সবারই কিন্তু একটা privacy আছে যে সবারই কিন্তু মত প্রকাশের একটা জায়গা আছে। তো আপনার যেটা ভালো লেগেছে আপনি সেটা করেছেন। এখন অন্যের কথা শুনে যদি আপনি আবার সেটা সরিয়ে ফেলেন তাহলে হবে কি? পেয়ে বসতে পারে। যে, "আহা হ্যাঁ, আমার কথা শুনেই সাথে, সাথে এটা হয়তো delete করে দিয়েছে" বা কিছু। তো আপনি যেটা করতে পারেন তাদের সাথে একটু দূরত্ব বজায় রেখে, যে হয় না? একটু সময়টা পার করা যে, পরে কিন্তু সময় গেলে আবার সব ঠিক হয়ে যায়। বা এমনও হতে পারে যাদের সাথে আসলে আপনি দূরত্বটা বজায় রাখতে পারছেন না, কারণ প্রতিদিনই দেখা হচ্ছে। তাদের সাথে কিন্তু আপনি একটু সংক্ষিপ্তভাবে যদি তাদেরকে বলে দেন। যে "দেখো আমার বিষয়টা কিন্তু পছন্দ হয়নি। আমি তো তোমাদের কোনটাতে বাধা দিতে যাচ্ছি না। প্রত্যেকেরই একটা স্বাধীনতা আছে।" তো এই যে আপনার মতামতটা এটা স্পষ্টভাবে তাদের যদি জানিয়ে দেন, নিশ্চয়ই তারা বুঝবেন। তো এটা ঠিক করেছেন?
হুম। হ্যাঁ। জ্বি। হুম। উম জ্বি। হুম। হুম। উ জ্বি। হ্যাঁ। হ্যাঁ, না, আসলে তাদের প্রতি অভিমান জমে আছে আরকি কিছু, কিছু, জায়গাতে। আমি কথা বলিই নাই এই বেশ কয়েকদিন ধরে, এই কয়েকদিন ধরে। তো আশা করি চেষ্টা করে দেখব কথা বলা তাদের সাথে এই বিষয়গুলো বলার চেষ্টা করব। আ <tsk> কি করার করার আছে। আ মানে বেশ কয়েকজনের সাথে বা অনেকে আবার support ও করেছে। আবার রাগ অ অভিমানও জমে আছে। তো আপনি খুব সুন্দরভাবে অনেক কিছু উপস্থাপন করলেন। অনেক সমস্যা সমাধান এনে দিলেন আমাকে। ওগুলো আমার ব্যক্তিগত জীবনে apply করার চেষ্টা করব। আ অনেক গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।
আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। আপনিও যে আমাকে বলেছেন আপনার কষ্টের কথা ভাগাভাগি করেছেন। এতে এজন্যও আপনাকে অনেক ধন্যবাদ। নি নিশ্চয়ই আগামীতে আরও ভালো হবে। ভালো থাকবেন।
হুম।